হ্যাঁ, এইটা একটু দেখে নিতে হবে। যে লাগলে VPN ইউস করতে হবে। হ্যাঁ? তাতে করে কিন্তু দেখা যায় যে মানে যে ওয়েবসাইট গুলো বা পাবলিক নেটওয়র্ক গুলো রয়েছে সেগুলোতে লগ ইন করা সম্ভব হয় VPN ইউস করে। তাতে কিন্তু একটু সুবিধা হয়। দরকার হলে এটাও করা জি।
হুম, বুঝতে পেরেছি। তা আসলে আপনি এই যে VPN এর কথাটা আসলে বললেন সেক্ষেত্রে তো অনেক সময় হয় যে ভালো VPN না হলে আসলে অনেক সময় কিন্তু তথ্য আসলে সেখান থেকেও আসলে বেরিয়ে যাওয়ার আসলে একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আসলে VPN এর যে ব্যবহারটা বা আপনি আসলে ঠিক কীভাবে করেন সেটা যদি একটু বিস্তারিত বলতেন?
হুম। জ্বী। জি, আমি এইযে যখন আসলে কখনো দেখা যাচ্ছে যে এমন কোনো ওয়েবসাইটে এ ঢুকছি যেখানে আমার আমি চাই না যে আমার কোন আ তথ্য আসলে ওখানেই ইয়া হয়া থাক।
মানে আপনার কাছে যে তথ্যটা মানে সন্দেহজনক কোনো ওই সেট বা সাইট এ যখন যাচ্ছেন তখন আস
হ্যাঁ, লাগে তখন আমি আসলে আমি এই VPN টা ইউস করে থাকি। জ্বি। এটা আসলে একটা দিক আরো যেমন আপনাকে বললাম, যে সবাইকে বলবো যে এরকম কোন unauthorized জায়গা থেকে ওয়াইফাইটা কানেক্ট করে ইউস না করতে। সেক্ষেত্রে কিন্তু আসলে অনেক, অনেক ডেটা আসলে চুরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে অ্যাপগুলো নামানোর ক্ষেত্রে একটু গোপনীয়তা বজায় যাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই এ্যাপ গুলো নামানোর সময় কি, কি access দিয়ে থাকছেন সেটা একটু খেয়াল রাখা। এছাড়া আম সবসময় খেয়াল রাখতে হবে যে অনলাইনে কী, কী পোস্ট করছেন। হ্যাঁ, এমন কিছু পোস্ট করা যাবে না যেটাতে আপনার হয়তো বাসার অ্যাড্রেসটা আ visible হচ্ছে কিংবা আপনার হুম তো, তো।
আচ্ছা। একদম, একদম। মানে ওই ধরনের তথ্য যে তথ্যগুলো আসলে আপনি সবসময় একটু সচেতনভাবে আসলে ব্যবহার করার কথা আপনি আসলে বলছেন। তবে আপনার কাছ থেকে আসলে এই যে VPN এর যে ব্যবহারের কথা আপনি বললেন, এই যে ব্যবহারটা আসলে সেক্ষেত্রে আসলে আপনি কোন ধরনের VPN গুলো ব্যবহার করেন? কিংবা আসলে সেখানে আসলে কি ক আপনি যেই VPN গুলো আসলে অ্যা টাকা দিয়ে ব্যবহার করতে হয়, সেগুলো ওকে আসলে পছন্দ করেন কিনা বা সেগুলো ব্যবহার করার গুরুত্ব আসলে কতটুকু সেটা যদি একটু বলতেন?
হাও জ্বী। হু, হু। জি। জ্বী। জ্বী।

জি। এরকম তো আসলে সচরাচর হয়ে থাকে। দেখা যায় যে আমরা কিন্তু আম যখন আসলে অনলাইনে কোনো একটা পা প্লাটফর্ম এ আমি ধরেন অ্যাকাউন্ট খুলছি। তখন কিন্তু সব ধরনের তথ্যগুলো নিয়ে থাকে। এবং দেখা যায় মাঝে, মাঝে কিন্তু এবার জিজ্ঞাসা করে থাকে যে আপনার কী, কী ধরনের access ওই ওয়েবসাইটেটা মানে পেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু কিছু ওয়েবসাইটে রয়েছে দেখা যায় অনলাইন শপিং এর ক্ষেত্রে কিংবা বিভিন্ন ধরেন সফটওয়্যার আপনি যেগুলাতে আসলে আ তাদের সফটওয়্যার গুলো ইউস করার জন্য তাদের ওখানে অ্যাকাউন্ট খুলে থাকেন। তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে পুরোপুরি access না দিলে তখন কিন্তু ধরেন আপনে শুরু করতে পারেন না, হ্যাঁ? আ
ওকে। হ্যাঁ। মানে ওই বিষয়টা আসলে আপনাকে কিছু বলা যায় যে বাধ্যতামূলক কিছু তথ্য সেখানে দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনি আপনার তথ্যের যে নিরাপত্তা, সেটা আসলে তখন কিভাবে নিশ্চিত করেন?
একদম দিতেই হচ্ছে। আসলে আমার সবচাইতে বেশি যেটা তথ্যের নিরাপত্তা আমি নিশ্চিত করার আগে আমি আসলে চিন্তা করি যে যেই উম ওয়েবসাইটে গুলাতে আমি ঢুকছি, সেগুলা আসলে কতটুকু সেইফ। কারণ আমি আমার সবচেয়ে বড় উদ্বেগ হলো আমি আসলে ব্যক্তিগতভাবে যে আমার যে লোকেশন সেটা কোথায়, কোথায় শেয়ার করছি। আমার ব্যাংকিং ডিটেইলস, আমার সার্চ হিস্ট্রি এগুলো কিন্তু বা ধরেন ফোনে যেসব এ্যাপে আমি পারমিশন দিচ্ছি, জি
একদম, একদম। আচ্ছা আপনি আসলে এখান থেকে একটা জিনিস আসলে জানতে চাচ্ছি। যে আপনি যেহেতু আসলে বললেন যে আপনি কোনো একটা ওয়েবসাইটে এ যখন আসলে কোনো তথ্য দিচ্ছেন কিংবা কোনো সাইট এ যখন তথ্যটা দিচ্ছেন, তখন আসলে চিন্তা করেন সাইটটা সেইফ কিনা। তো সেটা আসলে ১ম এ আসলে কি দেখে ঠিক আ করেন যে তথ্যটা আসলে ঠিক আছে কিনা বা সেইফ কিনা?
হু। হুম। হ্যাঁ। হুম। হ্যাঁ আসলে। জি তখন আমি সবসময় চেষ্টা করি যে আসলে এই এই ওয়েবসাইটটা আসলে কতটুকু আ বলা যেতে পারে নির্ভরযোগ্য বা কতজন মানুষ আসলে এটা ইউস করছে? অনলাইনে রিভিউ দেখি, হ্যাঁ? তারপরে আসলে তারা তার তারা আসলে কি ধরনের পারমিশন বা অ্যাকসেস চাচ্ছেন?
বা ওই ওয়েবসাইটে সার্টিফিকেশনটা আছে কিনা সেইরকম আসলে সিকিউরিটি সার্টিফিকেট
<smacks lips> আছে কিনা? হ্যাঁ।

আচ্ছা, সেক্ষেত্রে আসলে যে আমি এমন একটা সেটআপ করে রেখেছিলাম যে, কোনো ধরনের একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছিলাম যে, এই অ্যামাউন্ট এর বেশি যখনই কখনো কোথাও চার্জ হবে। আম আসলে উম সব অ্যামাউন্টই আমার কাছে মেসেজ আসে বাট, একটু অথরাইজড হবে না। যখন এত একটু বেশি অ্যামাউন্ট হবে। তখন আসলে আমাকে ইয়েস বা নো এরকম একটা লিখে, যখন ওরা মেসেজ করবে
বা হতে পারে আপনাকে আসলে যে আপনি ওই যে আ আপনার ব্যাংকিং প্রতিষ্ঠানে আসলে এর আগে একটা মেইল করতে হবে যে, আপনি আসলে করতে চান। এরকম কোন কিছু কি আপনি করেছেন?
হুম। করতে চাই। না, মেইল করতে হয় না। তখন আসলে তারাই আমাকে যখনই আমি কার্ড আম পাঞ্চ করি তখনই আসলে একটা মেসেজ চলে আসে আমার ফোনে যে, "এটাকে আমি করতে যাচ্ছি কিনা?" তখন আমি যদি Y লিখি বা N লিখি আসলে সেটার উপর ডিপেন্ড করে, সেটা কার্ডটা ডিপেনড করে।
বা আপনি আসলে হচ্ছে ওরকম 3DS যে ভেরিফিকেশন এর যে বিষয়টা আছে, আপনি আসলে সেটা আসলে ব্যবহার করেছেন। তাইতো?
হুম। ব্যবহার করতে করছি। জ্বি। তো সেক্ষেত্রে আসলে ব্যাংক ব্যাংকের এই ব্যাপারটা আসলে রিজলভ হয়েছিল। আর আমার ব্যাংকিং এর ইমেইল আর লগইন আসলে আমি এমনভাবে করে থাকি। আমার ফোন থেকে বাইরে কোনো, কোথাও থেকে আমি করি না। আর এছাড়া আসলে ওয়াইফাই, আমি ওয়াইফাই কানেকশন টা আসলে কোনো আনঅথরাইজড জায়গা থেকে আসলে করে থাকি না। দেখা যাচ্ছে যে আমার ফোনের ডাটা জি।
মানে আপনি মূলত বলতে চাইছেন যে, আপনি পাবলিক ওয়াইফাই বা এই ধরনের যেসব আ মানে, ট্রাস্টেড কোনো জায়গা থেকে আপনি ইন্টারনেট উম উম ব্যবহার করেন না। এটা শুনে আসলে খুব ভালো লাগলো যে, আপনি আসলে এইসব বিষয়ে আসলে খুব সচেতন থাকেন। তবে এখানে একটা জিনিস কিন্তু হয় যে, আপনি যেরকম সচেতন আছেন অনেকেই কিন্তু আসলে এই বিষয়গুলা, আ সচেতন না কিংবা অজ্ঞ রয়েছেন। তাদের জন্য আসলে কিছু বলবেন?
ইউজ করি না। ছাড়া আমি করি না। একদম। <chuckles> হুম। জি। জি। তাদের জন্য আসলে আমি বলব যে, যে যেকোনো এ্যাপই ডাউনলোড করার সময়, একটু পারমিশন গুলো আসলে একটু পড়ে নিতে হবে। হ্যাঁ? তো এই এ্যাপে কি, কি পারমিশন চাচ্ছে
মানে টার্মস অ্যান্ড কন্ডিশন এর যে বিষয়টা আসলে লিখা থাকে সেটার কথা কি বলছেন?
জি। হ্যাঁ, আর কি, কি পারমিশন তারা চাচ্ছে যে, আ এই ইয়াটা নামানোর ক্ষেত্রে আপনার আ কোন, কোন অ্যাপের পারমিশন তারা চাচ্ছে। আপনার কোন, কোন জিনিসের তথ্যগুলো একদম। তো সেইটা আসলে একটু পড়ে নিলে কিন্তু বেশ ভালো হয়। তারপরে দেখা যাচ্ছে যে, ফ্রি অ্যাপস আসলেই যে একদম সাথে, সাথে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। এরকম না করে, একটু বুঝেশুনে ডাউনলোড করা।
আর কোন কোন তথ্য গুলো আসলে তাদেরকে দিতে হবে? এবং আপনি আসলে আরেকটি কথা আসলে হয়তো বলতে চাচ্ছেন যে, ভেরিফাইড সোর্স থেকে আসলে তথ্যটা আসছে কিনা?
জি।